আসলে কি দেখেন এখন কিন্তু খুব সহজেই আপনি আপনার নাম্বার যুক্ত করতে পারেন বা আপনার ইমেইল যুক্ত করতে পারেন। কিন্তু আমি মনে করি যে আপনি কখনোই আপনার মূল ইমেইলটা কিন্তু সব জায়গায় ব্যবহার করা উচিত না। এটা কিন্তু খুবই একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার। তার সাথে এই নাম্বার পেয়ে গেলে কিন্তু আপনার খুব সহজে কিন্তু মার্কেটিং এর যেই এড গুলো আসে না? যে আপনি দেখবেন অনেকগুলো বিজ্ঞাপনের এড আসে অ্যা ফোনে যে মেসেজ আসে যেগুলা সেগুলো কিন্তু খুবই খারাপ। এরগুলা কিন্তু তারা পেয়ে থাকে এই কিছু আ কারণেই। আর তার সাথে, সাথে আপনি যখন এইযে আ কোথাও যে নাম্বার দিচ্ছেন না যে তারা লিখে রাখে মেমোতে এইভাবেও কিন্তু আপনার তথ্য কিন্তু বেঁচে দেয়
হুম। করবেন না। না। জি। হুম। হ্যাঁ। জি, জি, জি। তথ্য বিক্রি হয়ে যাচ্ছে। জি, আচ্ছা জানতে চাচ্ছিলাম জি, আম আসলে জানতে চাচ্ছিলাম যে এইযে থাকে না যে লোকেশন শেয়ারিং যে একটা ফিচার আছে। হ্যাঁ? দেখা যায় যে আপনি যখন একটা অ্যাপ নামাচ্ছেন তখন কিন্তু লোকেশন ফিচার আপনি দিবেন কিনা সেই তো মানে অ্যাকসেপ্ট করছেন কিনা। আর কি, কি ধরনের ছবি মানে আপনি শেয়ার করতে ইচ্ছুক। এগুলো কিন্তু একভাবে করে পলিসির মাধ্যমে টার্মস অ্যান্ড কন্ডিশন এর পরে। কিন্তু বলে থাকে যে অ্যাকসেপ্ট করছেন কিনা? তো সেক্ষেত্রে আপনি কি দেখে নেন? আ যে আসলে কোন অ্যাপটা আপনি নামাচ্ছেন, সেই অ্যাপটা কি বিশ্বাসযোগ্য কিনা, কি, কি ধরনের অ্যাক্সেস তারা চাচ্ছে। এগুলো আপনি দেখে থাকলে আসলে কিভাবে করে দেখে থাকেন বা কি করে থাকেন?
তো আপনি জি, জি। একদম ঠিক। হু, হু। জি, জি ঠিক। ঠিক বলেছেন। একদম ঠিক। আমি মূলত চেষ্টা করি যে লোকেশনটা শেয়ার না করার। সেটা আপনি কিন্তু অনেকে দেখবেন যে Snapchat এ যে অ্যাপটা আছে সেখানে কিন্তু আপনি আ ব্যক্তিগত কিন্তু লোকেশন শেয়ার দিয়ে রাখি। তো এতে কিন্তু খুব সহজে মানুষ বুঝতে পারে যে আপনি কোথায় অবস্থান করছেন কোথায় তো আমি কিন্তু এটা আগে শেয়ার দিয়ে রাখতাম। ভাবতাম এটা খুব কুল বা আ দেখতে পারবে আমি কি ফোন ব্যবহার করছি। কিন্তু আসলে কিন্তু এটা আসলে একটা ফুলের মত কথা যে, আপনি বোকার মত নিজের আ তথ্য দিয়ে দিচ্ছেন যে আপনি কোথায় আছেন না আসেন। আর তার সাথে আপনি যদি আ মানে এগুলা যদি বিবেচনা করেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আ মানে ব্যক্তিগত তথ্য কিন্তু অনলাইন থেকে হারাবে না।
হুম। জি। হুম। ইহ কোথায় যাচ্ছেন কি করছে একদম। জি। আচ্ছা। জি। অ্যাকচুয়াল অ্যাড্রেস টা আপনি শেয়ার করে ফেলছেন। জি, এটা কিন্তু আসলে হুম।